হুম। আসলে আপনার আ কথা শুনেই বোঝা গেল আপনি বেশ কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে পার করছেন এবং আসলে ব্যস্ততার কারণে হয়তোবা সময় দিয়ে উঠতে পারছেন না। তবে আমার মনে হয় যে আপনি আসলে ওইযে অফিসের বিভিন্ন সময় কাজের ফাঁকে, ফাঁকে একটু এক্সারসাইজ করতে পারেন। যেমন ধরেন আপনি তো আসলে আর একটানা কাজ করতে পারবেন না। আর দেখা গেল একটানা যদি আপনি কাজ করেনও, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে কাজের প্রতি অমনোযোগী হয়ে যাওয়ার একটা বিষয় থাকে বা, বিরক্তিকর ভাব বা, ক্লান্তি হয়ে যাওয়া লাগে। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে, ধরেন, আপনি যদি করে থাকেন pomodoro টেকনিক, এটা কিন্তু খুবই আ জনপ্রিয়। আপনি যদি উন্নত বিশ্বে দেখেন যে ওরা দেখবেন যে ২৫ মিনিট বা, ৪০, ৫০ মিনিট পর, পর একটা ব্রেক দেয়। এক্ষেত্রে মানে ৩০ মিনিটের মধ্যে হলে ৫ মিনিট আর যদি ১ ঘন্টার মধ্যে হয় সেক্ষেত্রে ১০ মিনিট। এরকম ব্রেক, ব্রেক দিয়ে দিয়ে কিন্তু ওরা কাজ করে। তো আপনি চাইলে অফিসের মধ্যেই হালকা স্ট্রেচিং করলেন বা, হাত পা একটু নাড়ালেন। ঠিক আছে? বা, দেখা গেলো একটু মেডিটেশন করলেন। এই কাজগুলো আপনি অফিসের কাজে ফাঁকে, ফাঁকে করতে পারেন। আর বাজারে তো আসলে আপনাকে আর প্রতিদিন যেতে হয় না, তাই না? বা, বাজারে যদি আশেপাশে হয়, আপনি বাজারের দূরত্ব যদি একেবারে হাতে অতিরিক্ত মাল সামালা না থাকে, তাহলে বাজারে হাঁটাচলা করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে, না, আপনি অফিসে যাচ্ছেন, কিছুটা পথ হয়তোবা রিক্সা দিয়ে যাচ্ছেন। তো সেই রিকশার আ জায়গা থেকে আপনি ওই সময়গুলো একটু হাঁটাচলা করতে পারেন। যেহেতু আসলে আপনার সময় হয়ে উঠতে পারছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন অ্যা সিঁড়ি ব্যবহার করা। লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা। এইভাবে যদি হ্যাঁ, ধীরে, ধীরে যদি একটু পরিবর্তন আনার চেষ্টা করেন, আমার মনে হচ্ছে এই ছোট, ছোট পরিবর্তন আপনার জন্য একটু উপকার হলেও হতে পারে।
জি, জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। ব্রেক নেয়। জি। ১০ মিনিট। জি। জি, জি। বুঝতে পেরেছি। জি। জি। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, মানে সিঁড়ি দিয়ে আমি অ হাঁটাহাঁটি করবো।